আচ্ছা আমি হচ্ছে চিন্তা করি আ স্টাইল এর ব্যাপারে এমন কোনো জিনিস ব্যবহার না করতে যেটা হচ্ছে Sustainable না। মানে এমন জিনিস যেগুলো হচ্ছে ১ বার ব্যবহার করা যাবে। সেটা হোক আ ফাস্ট ফ্যাশন এর কারণে আপনি দেখতে পারেন যে বিভিন্ন ধরনের চাইনিজ ব্র্যান্ড আছে যেগুলো খুব ভালো, ভালো আ কম দামে খুব সুন্দর সুন্দর কাপড়, তারপর মেকআপ প্রোডাক্ট বা যেকোনো ধরনের জুয়েলারি আইটেম সেল সেল করে। তো আমি চাই হচ্ছে এগুলো একটা ট্রেন্ড এর কারণে এগুলো ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে হচ্ছে এটার আর কোনো ব্যবহার থাকে না। তো আমি চেষ্টা করি সবসময় হ্যাঁ সারিয়ে যায়। অবশ্যই, সেটা ঠিক বলেছেন আপনি। তো আমি চেষ্টা করি যে এই ট্রেন্ড গুলো ফলো না করতে। কারণ আমি এখন কিনছি আমার হচ্ছে কয়েক মাস পরে এটা ব্যবহার নাও হতে পারে। তো হলোটা কি আমার আ জিনিস কেনা হচ্ছে, টাকাটা খরচ হচ্ছে। আমার এটার কোনো ব্যবহার থাকছে না। তো আমি ১ম ই চেষ্টা করি এই ব্যাপারটা Sustainable ই টা আমি মাথায় রাখতে আর 2nd ব্যাপার হচ্ছে আমি এমন জিনিস ব্যবহার করি না যেটা হচ্ছে মানে উম এমনও কিছু জিনিস আছে না একদম দাবি করে যে আপনার চেহারা ফর্সা করে দিবে বা আপনাকে স্লিম করে দিবে বা এমন কিছু আছে। মানে চমক, চটকদার বিজ্ঞাপন যেগুলো আছে আমি সেগুলো আসলে এভয়েড করার চেষ্টা করি। এই দুটো জিনিস আমি আসলে খেয়াল রাখি সবসময়।
<clears throat> আচ্ছা। ওকে। ঠিক আছে। হু, হু। মানে এটা সারিয়ে যায় আরকি একটা পর্যায়ে। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু, হু। ব হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।

এই যে যখন আসলে আপনি এই যে বুঝলেন যে আসলে মানে স্টাইলিং এর যেকোনো একটা বিষয় হয়তো আপনি সেটা বুঝতে পারতেছেন না, সেটা কিভাবে করব। বা মানে হয়তো অনেক ক্ষেত্রে দেখলেন যে, মানে স্টাইলিং টা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। তো এই বিষয়টা যখন আপনি জানতেন না, সেটা আসলে সোশ্যাল মিডিয়ার থেকে আসলে বিষয়টা জানলেন, তো এমন কোনো পরিস্থিতি ছিল কিনা?
ও আচ্ছা, হ্যাঁ, হু। হুম। হুম, হুম, হুম। হুম। জি, অবশ্যই ছিল তো। এই যে তেমন অম আমি যখন আম ক্লাস আমার মনে হয়, আমি যখন স্কুলে ছিলাম নাকি কলেজে ছিলাম? তখন বেশ খেয়াল করলাম যে, এয়া স্কু চুলে হচ্ছে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করা হতো। তো নরমালি আ আমি ছিলাম হচ্ছে সাদামাটা হেয়ার স্টাইল করে আমি স্কুলে যেতাম বা কলেজ যেতাম। আমার কোনো এত ইয়া ছিল না। তো যখন থেকে সোশ্যাল মিডিয়ার এ ব্যবহারটা শুরু করেছি তো আমি খেয়াল করলাম যে, ছোটোখাটো একটু সিম্পল হেয়ার স্টাইল করা যায়, করলে দেখতেও সুন্দর লাগে। তাছাড়া হেয়ার স্টাইল ছাড়াও হচ্ছে, আমি খেয়াল করেছি আমার স্কিন কেয়ারের জন্য সোশ্যাল মিডিয়ার একটা বড়ো প্রভাব আছে। কারণ আমি আগে শুধুমাত্র হচ্ছে পানি দিয়ে মুখ ধুতাম, কোনো ক্রিম কিছু ইউজ করতাম না। কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারের পর থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার অ্যা করার পর থেকে আমি আসলে একটা একটা ওটা করে মানে বিভিন্ন জিনিস ব্যবহার করা শুরু করলাম।
হু। আচ্ছা। <clears throat> হু, হু। বাহ! আচ্ছা। হু, হু। ওকে। আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। আচ্ছা। মানে ন্যাচারাল রাখার চেষ্টা করতেন আরকি। <chuckles> <chuckles> আচ্ছা। যাক, এটা কিন্তু আসলে অনেকটা ভালো একটা দিক যে, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে নিজের পরিচর্যাটা করা অনেকটা শিখলেন এবং নিজের মধ্যে একটা পরিবর্তন আনলেন। আসলে সেটা অনেকটা ছোট বয়স থেকে আপনি যেমনটা বললেন আরকি ক্লাস ৮ থেকে। তো অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে, এই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকমের হইচ্ছে মানে আ বৈদেশিক এই যে স্টাইল এর বিষয় চলে আসে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় দেশের সংস্কৃতির সাথে হয়তো যাচ্ছে না বিষয়গুলাও কিন্তু চলে আসে। তো আপনি কি লক্ষ্য করলেন বিষয়টা মানে যে, আপনার ক্ষেত্রে বা আপনার আশেপাশের যারা বন্ধু-বান্ধব রয়েছে, তাদের মধ্যে বিষয়টা ছড়িয়ে পড়ছে? যে এ মানে বিদেশী স্টাইলটা ফলো করার যে একটা মনোভাব সেটা?
<laughs> জ্বী। হুম। উম। হুম, হুম, হুম, হুম। হুম।

আচ্ছা, আমি বলব হচ্ছে থ্রিফটিং এর ব্যাপারটা। আম যেন কখনো হারিয়ে না যায়। থ্রিফটিং মানে হচ্ছে আপনার যে অ্যা কাপড়গুলো বা যে জিনিসগুলো আপনি ব্যবহার করছেন না সেগুলো আপনি একটা কম দামে সেল করে দিবেন বা ডোনেট করে দিতে পারেন, একটা প্রতিষ্ঠানে। আর ওই প্রতিষ্ঠান হচ্ছে ঐ আপনার কাপড়-চোপড় বা জিনিসপত্র হচ্ছে সেল করবে। তো যাদের দরকার আ ওরা হচ্ছে এটা নিতে পারে, বা আপনি চাইলে পার্সোনালি ঐ জিনিসটা করতে পারেন। আমি চাই যে এই জিনিসটা সবসময় থাকুক। কারণ, যে জিনিস আমার ব্যবহার হচ্ছে না আমি চাব যে সেটা অন্য কেউ ব্যবহার করতে। তো এটা আমি মনে করি বেশ ভালো একটা উদ্যোগ। এটা সবসময় ছিল, আমি যতটুকু জানি অ্যা থাকা দরকার। হ্যাঁ, হ্যাঁ। যে জিনিস আমার এখন লাগছে না অন্য কারোর লাগতে পারে। তো সেই প্রয়োজন অনুযায়ী ব্যবহারটা যদি করে রাখা যায় তাহলে সাসটেইনেবল হওয়া যাবে একটা জিনিস। আর হচ্ছে যে মানুষের দরকারটাও মিটছে।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। বুঝছি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। মানে এটা থাকার দরকার বলে মনে করেন আরকি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, বুঝতে পারলাম বিষয়টা। এটা কিন্তু আপনি অনেকটা ভালো বলেছেন যে আসলে এই যে কোন বিষয় যে সময়ের সাথে হারিয়ে যায়। এবং আপনি যে মানে ধারাটা ধরে রাখতে চান এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখা যায় সময়ের সাথে অনেক কিছুই হারিয়ে যায়। যেটা আসলে পরবর্তীতে বা ভবিষ্যতে সেটা আর পাওয়া যায় না। তো আপনাকে আ মানে জিজ্ঞেস করতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ধরেন আপনি মানে সোশ্যাল মিডিয়ার প্রভাবে আসলে নতুন ভাবে স্টাইল করলেন এবং আপনি মানি ভাবলেন যে আসলে মানে স্টাইলটা আপনাকে অনেকটা ফুটিয়ে তুলেছে। তবে আপনার পরিবার মানে দেখলো যে আসলে বিষয়টা আসলে ঐরকম না। হয়তো বি আপনার পরিবারের মতামতটা ভিন্ন ছিল, বা তারা অন্যরকম আ মানে স্টাইল দেখতে চাই চাইছিল আরকি। তো ছোটখাটো বিষয় মানে ছোটখাটো করে যদি আপনি বলেন যে এরকম পরিস্থিতিতে পড়েছেন এবং এই পরিস্থিতি থেকে উঠার জন্য কী করলেন?
হুম, হুম। হুম। জি। হুম। উহুম। হুম, হুম। আচ্ছা, আমি আসলে কোন আম ট্রেন্ড ফলো করার সময় বা কোন ফ্যাশন এ জাম্প করার আগে, আমি চিন্তা করি যে আ আমার আশেপাশের মানুষ সেটা নিয়ে কেমন রিঅ্যাক্ট করবে। বা আমাকে এটা ভালো দেখাবে কিনা। বা আমি এটা কি হ্যান্ডেল করতে পারব কিনা মানুষের ওপিনিয়নটা। তো সেই কথা চিন্তা করি আমি আসলে সবকিছু ডিসিশন নেই। তো সেজন্য আসলে আমার তো এমন কোন ঘটনা ঘটে নাই। যেটা আমি বলতে পারি। আ তো হ্যাঁ সেটাই।
আচ্ছা। <clears throat> আচ্ছা। <chuckles> ওকে। হুম, হুম। <clears throat> আচ্ছা। বাহ! বেশ আপনি কিন্তু এটায় চে যে সম পরিবারের কথা চিন্তা করে আপনি আসলে নিজ স্টাইলিং এর বিষয়টা নিয়েও অনেকটা সচেতন। সেটাও আসলে আপনি বুঝেতে করতে পারলেন। এবং আপনার অভিজ্ঞতা থেকেও আপনি অনেকটা বিষয় শেয়ার করলেন এবং আলোচনাটাও অনেকটা সুন্দর হল। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
উহ হুম, হুম। কোন সমস্যা নেই। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।